আসলে কি ওই সময়টা নাকি এদ বলতে পারেন আমি বেশ একটু কুড়ে প্রকৃতির ছিলাম বলতে পারেন। কাজকর্ম তো এ ধরনের করার মানুষই ছিলাম না সেই সময়টার কথা যদি বলি। কিন্তু তারপরেও যেহেতু বিয়ের বলে তখন একটু কাজের চাপটাই ছিল বেশি। কিন্তু আসলে কিন্তু আমি একটা শিখেছি যে মনোযোগ দিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু সবকিছুই মানে আপনার মতনই বলব যে কোনো কাজই করা যায় যেকোনো কাজই করা যায়। সেক্ষেত্রে একটু পরিশ্রম, মনোযোগ একটা মানে আকর্ষণ আ মানে মনোযোগটাই সবথেকে আমি বলব এক্ষেত্রে। কারণ আমি ইচ্ছা না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বি। হুম। জি, জি, জি, জি। হু, হু, হুম। হুম। ঠিক, ঠিক, ঠিক, ঠিক, ঠিক। ঠিক। ঠিক। ঠিক। একদম ঠিক বলেছেন। সেটাই একদমই সঠিক বলেছেন। আসলে দেখেন যেকোনো কাজ সেটা যদি আসলে নিজের ইচ্ছার বিরুদ্ধে করা হয় সেখানে তো আগ্রহ থাকে না, মনোযোগ থাকে না এবং কাজটাও ভালো হয় না। তো যেকোনো কাজ আসলে যেটা আ যদি এরকম হয় যে না এই কাজটা আমার করতে হবেই সেক্ষেত্রে আসলে কাজের প্রতি নিজের ভালোবাসা সৃষ্টি করা এবং চেষ্টা করা যে আমি আসলে ওইযে যেটা বললাম যে আমি ওইদিন আ যেমন ভয় ছিল সেই ভয়টাকে কিন্তু যদি আমি ওইভাবেই যদি আমি কাজ করতাম তাহলে হয়তো আমার ভুল হয়ে যেতে পারত। তো আমি যেহেতু ভয়টাকে একটু দূরে রেখে নিজেকে বুঝিয়ে একটু সাহস করে যেহেতু এবং ও সময় দিয়েছি, পরিশ্রম করেছি তো এভাবে কিন্তু আসলে এখান থেকে আমি কিন্তু একটা ভালো একটা কিন্তু feedback কিন্তু পেয়েছি।
হুম। হুম। হু, হুম। জি, জি, জি। উ হুম, হুম, হুম, হুম। একদমই ঠিক।
তো যেকোনো কাজেই আসলে এরকম আসলে পরিশ্রম চেষ্টা থাকলে আমার মনে হয় যে আসলে আ কাজটা যতই কঠিন হোক না কেনো একটা সময় পরে গিয়ে কিন্তু আসলে সেটা করে ফেলাই যায়।
হুম, হুম। হু, হুম।